এ আ হ্যাঁ এক লাফে অবশ্যই না। আ ধাপে, ধাপে, এগিয়ে যাই বা গেছি নিজের জীবনের অভিজ্ঞতাই বলতে পারি সেটা। হ্যাঁ, যে এ লক্ষ্য ছিল ডাক্তার হব
হুম। আচ্ছা। জ্বি।
এটা ১ম লক্ষ্য ছিল। তো তার জন্য কি করতাম জ এক একেবারে প্রাইমারি তো বুঝিনি। হাই স্কুলে উঠার পরেও অনেকটা হচ্ছে ফ্যামিলি থেকেই মাথার মধ্যে ঢুকিয়ে ছিল হ্যাঁ, হ্যাঁ, হতে হবে জি। তো তার জন্য প্রতি ক্লাসে ভালো রেজাল্ট করতে হবে।
হু। ঢুকিয়ে দেয়া হয় যে ডাক্তার হতে হবে, তাই তো? <chuckles> সাথে, সাথে বোধহয় ও অন্য, অন্য বিষয়েও খেয়াল রাখতে হবে বোধহয়। বিজ্ঞানের বিষয়গুলো কি একটু বেশি পড়া লাগতো নাকি তখন?
উ হু। এ্যা হ্যাঁ, হ্যাঁ, তা তো অবশ্যই। তা তো অবশ্যই। এ কিন্তু ওইযে উ লক্ষ্য কিন্তু স্থির থাক থাকেনি বা থাকতে পারেনি লক্ষ্যে স্থির। তো সে সেই ক্ষেত্রে আবার লক্ষ্য চেঞ্জ হয়। থাকতে পারেনি মানে এটাই বলছি যে, আম চান্স না পেলে তো থাক থাকবে না। নানান পরিবেশ পরিস্থিতি কাটবে।
আচ্ছা। হুম। হ্যাঁ। তার মানে আপনি ভর্তি হয়ে তার মানে মেডিকেল এ চান্স পা পাননি বা আ এটা এটা এটা এটা একটা ব্যর্থতাও হতে পারে বা দেখা যেতে পারে, এটাও আপনার জন্য কোনো কিছু ভালো কিছু বয়ে আনতে পারে। জ্বি বলুন তারপর বলুন।
হ্যাঁ পাইনি। হুম হ্যাঁ আম আ আপনি একদমই ঠিক বলেছেন। আমি হচ্ছে যে ঐটাই মনে করেছি তখন যে ঠিক আছে এটা হয়নি, তো কি হয়নি হতাশ হয়নি। আ আমি এরপরে আমার লক্ষ্য স্থির করলাম যে
আচ্ছা।